দেখুন, ওই ব্যর্থতাটা না আসলে ওই যে ১ম দিকের experience তো ম্যা একদম ক্যারিয়ারের শুরুর দিকেরই ধরেন এরকম একটা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাওয়া। ওখান থেকেও যেটা বলছিলাম হয়তোবা অনেক কিছু শিখেছি। কিন্তু এটা আসলে আত্মবিশ্বাসের ভিত কিছুটা নাড়িয়ে দিয়েছিল সত্য কথা বলতে যে হ্যাঁ, তারপরে এইযে ম্যানেজমেন্টকে ফেস করা, ম্যানেজমেন্টের মিটি মিটিং এর মাধ্যমে মিটিং এর মধ্যে তাদের যে একটা রুগ্ন মূর্তি দেখেছিলাম, তারাও আসলে খুব একটা satisfied ছিলেন না। তারাও বিভিন্ন ধরনের কটু কথা বলছিলেন। হয়তোবা তখন এক ধরনের মনের ভেতরে হতাশা চলে আসছিল, যে আমি হয়তো পারছি না, আমি হয়তোবা পারব না। আমাকে দিয়ে হয়তোবা হবে না। এই টাইপের গল্প এই টাইপের অ্যা ক confusion গুলা আসলে মাথার মধ্যে চলে আসছিল। বাট তারপরেও যেটা বলছিলাম আশেপাশের সহযোগী কিছু কলিগ ছিল যারা আসলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাদের সাথে যখন কথা বলতাম মানসিকভাবে নিজেকে শক্ত রাখার কিছু চেষ্টা করতাম। তারাও বিভিন্ন ধরনের ব প্রতিবন্ধকতার কথা বলেছেন, যে এগুলো কাজ করতে গেলে আসে হলে হয়। অ্যা শুরুর দিকে।
নাড়িয়ে দিয়েছিল ঠিক। ও কথা বলছিলেন, হ্যাঁ। পারবেন না ঠিক। হুম। কাজ করতে বুঝতে পেরেছি। মানে মূলত আপনি বলতে চাচ্ছেন যে আ এই যে ব্যর্থতার কারণে কিন্তু নানা কিন্তু আ ঘটনা ঘটে। বিশেষ করে যে অ্যা সিনিয়র ম্যানেজমেন্টে যারা আছে তারা কিন্তু কুটুক্তি কথাবার্তা বলে বা আপনার আ মানে আপনার সাথে ভালো আচরণ করে নাই বলতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আ
উহু। মানে তারা তাদের আসলে কটুক্তি ক মানে কাহ খারাপ কোন কথা বলেনি। কিন্তু তারা তাদের dissatisfaction টা আসলে হ্যাঁ, dissatisfaction টা শেয়ার করেছিলেন যে আসলে তারা আরেকটু এক্সপেক্ট করছিলেন আমার কাছ থেকে ভালো পারফরম্যান্স। যেটা হয়তো আমি তাদেরকে সময় মত ডেলিভার করতে পারিনি।
তারা বলেনি মানে আপনার কাজের ক্ষেত্রে বলেছে যে সমালোচনার যে ব্যাপারটা সেটা। এই সে চেক করসে। এই আসলেই কিন্তু এটা ঘটলে কিন্তু আ জি এটা কিন্তু সহ মানে ঘটলে কিন্তু আসলেই কিন্তু আত্মবিশ্বাস কিন্তু কমে যায়। কিন্তু আপনি কিন্তু নিজেকে আ ঘুরিয়ে কিন্তু দেখিয়েছেন যে না আপনার দ্বারা সম্ভব। আর আপনি কিন্তু পরবর্তীতে আই টিমকে নিয়ে কিন্তু ওই প্রজেক্টটা শেষ করেছিলেন সময়ের আগে। আ বেশ ভালো একটা জিনিস। তার সাথে যদি বলতে
একদমই তাই। হ্যাঁ। এটি আসলে চ্যালেঞ্জটা ছিল যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আমরা সবাই মিলে as a team হিসেবে আমরা সবাই নিয়েছিলাম যে ৩ মাস যদিও আমাদের কাগজে কলমে দেখাচ্ছে যে ৩ মাস সময় লাগবে কিন্তু আমরা ২ মাসের মধ্যে আসলে প্রোডাক্টের লঞ্চ করার চেষ্টা করেছিলাম। আমা অন্যান্য যারা কলিগ ছিল সহযোগী কর আ মানে কলিগ যারা ছিল তারাও আসলে তারা, তাদের হ্যাঁ, হ্যাঁ সহজ সাহায্যের হাত কিন্তু তারা বাড়িয়ে দিয়েছিল এবং তারা তাদের সামর্থ্যের সবটা দিয়েই আসলে এই প্রজেক্টকে সাকসেসফুল করার জন্য কাজ করেছি। আমি বলব।
কলোজি কলিগ যারা ছিলেন। বেশ ভালো একটা ম্যানেজার আমি বলবো যে আপনি কিন্তু এখনো তাদের কিন্তু আ ধন্যবাদ জানাচ্ছেন বা কৃতজ্ঞতা কিন্তু দেখানোর প্রকাশ করছে এতেই কিন্তু বোঝা যায় যে আপনি ম্যানেজার হিসেবে কতটা ভালো মতো কিন্তু নিজের দায়িত্ব কিন্তু পালন করেছেন। আর ব্যর্থ হলেও কিন্তু পরবর্তীতে সবাইকে ক একসাথে নিয়ে কিন্তু এগোয়েছেন আ তার সাথে যদি আপনি বলতেন যে আ পরে কি বুঝতে পেরেছিলেন যে ব্যর্থতাটা আসলে আপনার জীবনে প্রয়োজন ছিল?
উহু।

বেশ চমৎকারভাবে বললেন, যে আপনি এই যে ব্যর্থতা হয়েছেন কিন্তু এতে কিন্তু আপনার সাহায্য করেছে বিশেষ করে আপনার সীমা বোঝার অ্যা ক্ষেত্রে আপনি ব্র্যান্ড ম্যানেজার হিসাবে কিন্তু নানা জিনিস কিন্তু দেখা জরুরি সেটা কিন্তু আপনি অ্যা আগে কিন্তু জানতেন না কিন্তু ব্যর্থ হওয়ার ফলে কিন্তু এই অভিজ্ঞতাটা পেয়েছেন যে এগুলোও কিন্তু আপনার জানতে হবে বা জানা কিন্তু উচিত ছিল। অ্যা সময় মতো আপনাদের সেই প্রজেক্টটা শেষ করার জন্য অ তার সাথে যদি বলতেন, যে সেই সময় কি কেউ আপনাকে সাপোর্ট করেছিল, আ এই ব্যর্থতার সময়?
হ্যাঁ। হুম। একদমই তাই। হ্যাঁ। হ্যাঁ, সাপোর্ট তো আসলে ফুল টিমই করছিল। কিন্তু যেটা হয়েছে যে ওই আমি নিয়মিতভাবে হল হতো বা ফলো আপ করতে পারছিলাম না বা আরেকটু পর্যালোচনা মিটিং গুলো যেগুলো একটু বেশি দিন পরপর হয়ে যাচ্ছিল। মাসে হয়তোবা একটা পর্যালোচনা মিটিং করছিলাম হ্যাঁ, সেটাকে যদি আমরা ১৫ দিনের মধ্যে নিয়ে আসতে পারতাম বা সবার কাছ থেকে এক ধরনের আপডেটস বা তাদের কাজের অগ্রগতি সম্বন্ধে যদি একটু জানার চেষ্টা করতাম, তাহলে হয়তোবা এই পরিস্থিতিটা আমি এভয়েড করতে পারতাম। কিন্তু ওই যে যেটা বললাম, আসলে আমারও কিছুটা অভিজ্ঞতার অভাব ছিল। আমিও আসলে নিজেকে কোন লাইন পর্যন্ত আসলে পুশ করব। মানুষের কাছ থেকে আসলে কাজ বের করে নেওয়ার যে একটা অ্যা আ স্কিল সেটা হয়তোবা আমার মধ্যে তখন ছিল না। আমি কাজ করতে গিয়ে হ্যাঁ, আমি সবার সাথে কোঅর্ডিনেট করছিলাম। সবার সাথেই আমার ভালো সম্পর্ক ছিল। কিন্তু আসলে অ্যা হাসিমুখে কথা বললেই তো আর না কাজ বের করে নিয়ে আসাটাও একটা আসলে ইম্পোর্টেন্ট দায়িত্ব বা একটা স্কিল। হ্যাঁ, সো সেটা হয়তো আমার কিছুটা অভাব ছিল বলতে পারেন।
বেশিদিন পরপর হচ্ছিলো, হ্যাঁ। জানার চেষ্টা করতেন। পুশ করবেন ঠিক। হাসি মুখে কথা। কৌশল ইম্পোর্টেন্ট। এটা ভালো বলেছেন আপনি। মানে আপনি মূলত বলতে চাচ্ছেন, যে কাজ করানোর যে অ্যা প্রবলতা সেটা কিন্তু আপনার ব্র্যান্ড ম্যানেজার হিসাবে আপনার একটা ল্যাকিংস ছিল যে আপনি অ্যা মানে সুন্দর মত কথা বলছেন। কিন্তু মানুষকে দিয়ে যে কাজ এনে আনতে হবে সেটাতে কিন্তু আপনি একটু আদায় করার ব্যাপারে কিন্তু আপনি একটু পিছিয়ে ছিলেন। যার কারণে কিন্তু অ্যা এমন ব্যর্থতার কিন্তু আপনার অভিজ্ঞতা করতে হয়। আ তো সেসময় কিন্তু তারা যদি আপনাকে সাপোর্ট করেছে কিন্তু কাজটা কিন্তু দিন শেষে হয়নি। আ শুনে বেশ খারাপ লাগলো। তার সাথে যদি বলতেন, যে ব্যর্থতা আ ব্যর্থতার পর আবার শুরু করাটা এটা আপনার কাছে কতটা কঠিন বলে মনে হয়?
হুম, হু। একদম তাই। আদায় করে নেওয়ার একটা ব্যাপার। একদমই তাই।